আচ্ছা ঠিক আছে, এইখানে কি যে পুলিশদের, হ্যাঁ সাহায্য নেওয়া যায় অনেক ক্ষেত্রে ফোন ফেরতও পাওয়া যায় কিন্তু আসলে এটাও একটা লম্বা কিন্তু ঔ ইয়া আছে, নিয়ম আছে যে আপনি যাবেন, কমপ্লেইন করবেন তারপরে ওইটার আ পক্ষে যেয়ে দেখা যাবে যে ফোনটাকে ট্রেস করার চেষ্টা করা হবে। এখন বিষয়টা কি ছিল আমার জন্য এই প্রসেসটা আমার কাছে অনেক বেশি lengthy লাগতেছিল আর পুলিশের উপরে যে ওই যে একটা আস্থা থাকে না? ওইটা কিন্তু ওই সময় ছিল না যখন অ্যাকচুয়ালি আমি ফোনটা হারিয়েছি, সেটা অনেক বছর আগে আজ থেকে প্রায় আ ৮-১০ বছর আগে। সো ওই সময় হু, হুম, হুম ওই সময় আসলে পাপ এখন যেমন দেখেন এখন একটা ফোন হারাইলে অনেক সহজে খুঁজে পাওয়া যায়। কিন্তু প্রযুক্তি তখন এত উন্নত ছিল না। হয়তো করা যেত, কিন্তু আসলে পুলিশ বাহিনীতে তখন অত আসলে দেখা যাইত না যে একটা পুলিশ একটা ফোন বের করে দিচ্ছে তো <smacks lips> এইরকম একটা জিনিস ছিল আর বিষয়টা কি যে আমার এটা তো বাসে হইছে ওই সময় এটা খুঁজে বের করাও কিন্তু একটা মানে আ পারার একটা বিষয় থাকে যে, এটা কি আদৌ পারবে কিনা জি, জি।
হু, হু। হু, হু। হুম, জি। আচ্ছা, আচ্ছা। হু, হু। আচ্ছা। হু, হু বেশ সময়! হু, জি। একদম, একদম। হু, হু, হু। হু। জি। উম বুঝতে পেরেছি। <smacks lips> তো এই যে আপনি যখন বুঝলেন যে আসলে মানে কিছু একটা হয়েছে, তা মানে কখন বুঝলেন যে, আপনার আসলে ফোনটা একদম মানে পকেট মারের শিকার হয়েছে?
যখন আমি পকেটে হাত দিয়ে দেখলাম <scoffs> আমার ফোনটা নাই। <chuckles>
মানে এটা কি সাথে, সাথে? যখন আসলে লোকটা চলে গেলেন তখনই সাথে, সাথে আপনি পকেটে হাত দিয়েছিলেন? উম তার মানে আপনি একটা সন্দেহ উ <smacks lips> কাজ করছিল যে, "এই লোকটা কিছু একটা করতে পারে!"
জি, জি, জি। হ্যাঁ সে মনে করেন নামল না আমার কোন সন্দেহ কাজ করতেছিল না কিন্তু আমার ফোনটা মনে করেন যে, আমি শুনতেছিলাম গান, ঠিক আছে? আমি গানটা জাস্ট একটু pause করছি। Pause করে আমি এই এরকম করে সরে যাচ্ছি, ঠিক আছে? ওই সময় হলো ধাক্কাটা লাগছে, লেগে নিয়ে নেমে গেছে। তো ও নেমে যাওয়ার পরে আমি প্রায় ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট হবে বাসটা মনে করেন খুব বড় জোর ৩০ থেকে ৪০ মিটার সামনে আসছে। আসতে, আসতে আমি বলছি, "এই বাস থামান আমার ফোন চুরি হইছে" বলে আমি সাথে, সাথে বাস থেকে নেমে আমি আ রাস্তার চারদিকে দেখা শুরু করছি, ও যেখানে নামছিল ওই লোকেশনে গেলাম। যাওয়ার পরে আমি আ দৌড় দিয়ে ওর পাশের গলিতে গেলাম, তার অ অপর সাইডে গেলাম তখন দেখলাম যে আদ না এত দৌড়াদৌড়ি করে কুলাবে না, তো আমি রিক্সা নিয়ে আরো ৪-৫ টা গলি ঘুরলাম। ঘোরার পরে তারপরে যখন দেখলাম হু, হু, হু জি, জি, জি, একজনের কাছ থেকে ফোন নিয়ে কলও দিলাম জি, জি কল দিলাম কল দিয়ে দেখলাম কেউ আমার কল আর রিসিভ করতেছে না, তারপরে দেখলাম আমার ফোনটা বন্ধ। তো তার মানে তো একটাই যে আমার ফোনটা সে নিছে, নেওয়ার পরে বন্ধ করছে, বন্ধ করে আ শেষ।
হু, হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। হু, হু। আচ্ছা। হু, হু। হু। মানে আপনি আর খুঁজে পেলেন না তো পেলেন নাই। বুঝতে পেরেছি মানে বেশ হতাশাজনক ভাবে মানে হুম। আচ্ছা। হু।